জি, দেখেন এখন ফুটবল যে আপনি যে, যে, বেশি দেখতেছেন সেই কারণে হচ্ছে হলো দেখেন ফুটবলটা কিন্তু অনেক short time এর খেলা। তার মানে অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে। কিন্তু অন্যান্য যে খেলাগুলো আছে সেই খেলাগুলো কিন্তু অনেক long time। এখন না এ ওয় এ ক্রিকেটে T20 এসেছে কিন্তু আগে ক্রিকেট দেখতে গেলে সারাদিন সময় চলে যেত। এখন তো আর এ্যা হ্যাঁ, এখন তো আর মানুষের সেরকম সময় নেই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেও ফুটবলটাকে কিন্তু অন্যান্য খেলার সাথে একটু আলাদা করা যায়। আপনি কি মনে করেন?
জি, জি। হ্যাঁ। জি। সারা দিন সময় লাগতো। জি। আ জি। ফুটবলটাকে অন্য, অন্য খেলা থেকে আলাদা করা যায় এবং আমি মনে করি যে ফুটবল হচ্ছে অনেক কলাকৌশল সম্পন্ন একটা খেলা। আ আপনার হচ্ছে গিয়ে আ এটা প্রত্যেকটা মিনিট এটা উত্তেজনাময় একটা খেলা। আর এক ঘণ্টা চল্লিশ মিনিট কি ৪৫ মিনিট হয়ে যায় break সহ। তো প্র প্রতিটা মুহূর্ত আমার কাছে আ রোমাঞ্চকর লাগে যে, একটা টিমের থেকে ball নিয়ে ওয়া ওই টিমকে আপনার হচ্ছে গে তার প্রতিরক্ষা ভেঙে তার ও ওয়া জালে গোল জমানো যে ব্যাপারটা সেটাকে আমি মনে করি যে একটা লক্ষ্য থাকে এবং আ আ প্রতিটা, এ্যা প্রতিটা game একটা আলাদা, আলাদা, strategy থাকে, আ একটা না ব্যবস্থাপনা থাকে। আবার হচ্ছে গিয়ে আপনার আ formation থাকে। তো আমি মনে করি যে, এই খেলার মাধ্যমে যেটা তৈরি হয় যে একটা leadership তৈরি হয়, আ আপনার হচ্ছে গিয়ে আপনি না ভালো management করতে পারবেন, আপনার হচ্ছে গিয়ে communication skill ও তৈরি হয়।
জি, জি। হুম। হুম। জি। হু। জি, জি। জি। জি। জি। হু। হু, হু, অবশ্যই। হুম।